রাইট। আ তো আ ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মত আ অনেক সময় থাকে অ্যা মানে অনেকে অনেকেই থাকে যে হয়তো আ বুঝতে পারে না আসলে কোন ধর কোন ধরনের ক্যারিয়ারে যাবে শুরুর দিকে। অ্যা তো তার ক্যারিয়ারটাও কিন্তু তার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা আ প্যারামিটার হিসাবে কাজ করে। সে আসলে কোন ধরনের কাজ করছে। দেখা যাচ্ছে যে অনেক ধরনের কাজ থাকে emergency অ্যা emergency কাজ। দেখা যায় যে হুটহাট কল আসতে পারে সেই কাজটার জন্য। আবার অনেক সময় দেখা যায় যে সেটা regular ডেস্ক জব বা অফিস জবের মতো হয়। তো সেক্ষেত্রে ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে কি আগেই এটা একটু চিন্তা করে নেয়া ভালো যে এ কাজ আর ব্যক্তিগত জীবনের ব্যালেন্সটা আ নির্ধারণ করার ক্ষেত্রে কি ধরনের ক্যারিয়ার বেছে নিলে সুবিধা হবে? এটা একদম ফ্রেশারদের জন্য আপনি যদি একটু গাইড করেন।
হু, হুম। হু, হু। হু, হু। হুম, হুম। হুম। না, দেখুন এটা তো আসলে আপনার পা আপনার আ আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন সেটাও আসলে আপনাকে কিছুটা গাইড করবে যে আপনি আসলে কোন ধরনের ক্যারিয়ারে আসলে যাবেন, হ্যাঁ? ধরুন যে ডাক্তার সে তো আসলে কর্পোরেট জবগুলো আসলে করতে পারবে না। আবার যে কর্পোরেট জব করছে স তার পক্ষে গিয়ে আপনার স্বাস্থ্য সেবা দেওয়াটা সম্ভব না। তো কিছু, কিছু পেশা আসলে স্বাভাবিকভাবেই বেশি সময় এবং মানসিক শাক শক্তি কিছুটা দাবি করে। আবার কিছু পেশা আসে যেমন তুলনামূলকভাবে নমনীয় স সময় দেয়। নম সময়টা নেয় আরকি। ফলে পেশা নির্ধারণ কিন্তু অনেক সময় নির্ধারণ করে একজন ব্যক্তি আসলে কতটা ভারসাম্য রক্ষা করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ তো স
হুম, হুম। রাইট। রাইট। হুম। হুম। রাইট। আগেই নির্ধারণ হয়ে যায় বলতে চাচ্ছেন যে আগেই সে যে বিষয়ে পড়াশোনা করছে বা দক্ষতাটা অর্জন করছে সেটাই। হ্যাঁ, সেটাই হচ্ছে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে।
হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যখনই আপনি যখন আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি যখন আপনার ক্যারিয়ারের অ্যা selection টা করছেন কাজের উদ্দেশ্যটা আপনি ঠিক করলেন, আপনি কতটুকু সময় দিতে পারবেন সেই ব্যাপারটা আপনাকে নিজেকেই আসলে বড় সিদ্ধান্তটা নিতে হবে। সেক্ষেত্রে হয়তোবা মানে আপনার পারিবারিক এক ধরণের দায়বদ্ধতা থাকে। ব্যক্তিগত সময়কে আপনি কতটুকু গুরুত্ব দেন। এগুলোর আসলে ভারসাম্য একটা রেখে তারপরে সিদ্ধান্তটা নিতে পারলে তখন দেখবেন যে ভবিষ্যতে আপনি এসব এভয়েড করতে পারবেন।
হুম। রাইট। হুম।